দেখুন, নতুন প্রজন্মকে আমি কিছুটা মানে এখানেই আমার কাছে যেটা মনে হয় যে প্রজন্মন্তরের শিক্ষা কিছুটা গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা পালন করে। অ্যা নতুন প্রজন্মকে যদি সংস্কৃতির গল্প বলাটা কিন্তু সবচাইতে সেক্ষেত্রে কার্যকর একটা পদ্ধতি হয়, নিজের জন্য প্র্যাকটিসটা কন্টিনিউ থাকে এবং নতুনদেরকেও আসলে শেখানো যায় বোঝানো যায়। এই যে দেশের ইতিহাস, স্বাধীনতার গল্প লোককথা, পারিবারিক স্মৃতি শোনালে দেখবে হ্যাঁ, তারা কিন্তু সংস্কৃতিটা বুঝতে শেখে। আবার শিশুদের নিয়ে দেশ ভ্রমণে যাওয়া যদি সম্ভব হয় কোন, কোন ক্ষেত্রে তাহলেও কিন্তু তারা সহিত সরাসরি ওই ঐতিহ্যটাকে অনুভব করতে পারে। এখানে অ্যা যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে মূল্যবোধ এবং আচরণ শেখাতে পারিবারিক চর্চাটা আসলে খুব বেশি কার্যকর ভূমিকা পালন করে।
গুরুত্বপূর্ণ হ্যাঁ। লোককথা কথা ঠিক। তা ভালো বলেছেন, আপনি। পারিবারিক চর্চাটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আর এটা যদি থাকে তাহলে আ নিজের সংস্কৃতি কিন্তু রক্ষা করা যেতে পারে বিদেশে। ভালো বলেছেন, আপনি। আ তার সাথে যদি আপনি বলতেন যে আ বিদেশে কোন জিনিসটা আপনাকে নিজের দেশের কথা সবচেয়ে বেশি মনে করিয়ে দেয় বা মনে পরে?
একদমই তাই। দেখুন, আসলে ম্যা বিদেশে থেকেও কিন্তু যখন ধরুন যে এই যে বিভিন্ন ধরনের উৎসব পালন করি এবং আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে হ্যাঁ? তো তখন কিন্তু দেখি যে এক ধরনের সামাজিক বন্ধন শক্তিশালী হয় বা দেশের জিনিসটাকে আসলে তখন খুব ফিল হয়। ঘরে ধরেন ছোট আকারে উৎসবের মূল নীতি, রীতিগুলো যদি পালন করা যায় তাহলে কিন্তু সেটা এক ধরণের আসলে মানসিক অ্যা তৃপ্তি দেয়। তারপরে যখন ধরুন যে স্থানীয় প্রবাসী যে সংগঠনগুলো থাকে হ্যাঁ? তারা যেমন, যখন উৎসবগুলো করে সেখানে অংশ নিলেও কিন্তু বড় পরিসরে উৎসবের আনন্দটা বোঝা যায়। তারপরে আবার দেখা গেছে যে শিশুদেরকে যদি এসব অনুষ্ঠানে যুক্ত করা যায়, তাহলে তারাও কিন্তু আসলে সংস্কৃতির সঙ্গে আসলে স্বাভাবিকভাবে পরিচিত হয়। হ্যাঁ, আ আমার কাছে যেটা মনে হয় কি যে আমাদেরই আসলে সবসময়ই তো আসলে আমরা দেশকে মিস করতে থাকি। তো এইসব উৎসব পালন এবং আচার অনুষ্ঠান করলে তখন একটু ধরুন সবার সাথে দেখা হচ্ছে কথাবার্তা হচ্ছে তখন একটা ফিল হয় যে না হ্যাঁ, যে একটা দেশেই হয়তোবা আছি দেশের মানুষরা আছে কাছাকাছি।
একদম ঠিক। রীতিগুলো পালন করা যায়। তা ভালো বলেছেন, আপনি। একদম ঠিক। স্বাভাবিক ভাবে পরিচিত হয় বলেছে। দেখা কথাবার্তা। আপনি এটা ভালো করেছেন। এটা বেশ চমৎকার বলেছেন, আপনি যে এই যে যখন আপনি কিন্তু মানে ব্যা বিদেশে থাকবেন আপনি কিন্তু নিজের দেশের কথা কিন্তু মনে পড়ে তো, সেক্ষেত্রে যদি এই সংস্কৃতি বা এই যে নানান ধরনের যদি উৎসব পালন করা যায় একসাথে, তাহলে কিন্তু আপনি মনে করেন যে খুব সহজে আ আপনার দেশের কথা একটু কমে কম মনে পড়বে আর এই যে দেশের মাঝে মানুষের মাঝে যে থাকছেন নিজের সংস্কৃতি আ মানে বজায় রাখছে, এটাতে কিন্তু ভালো চর্চাও কিন্তু হয় বা রক্ষা করা যায়। আ শুনে বেশ ভালো লাগলো। আ তো তার সাথে যদি বলতেন, যে বিদেশে থাকলে কোন সংস্কৃতির চর্চা বজায় রাখতে আপনার সবচেয়ে বেশি কঠিন হয়েছিল?
উ হু। উ হু। একদমই তাই।

আসলে তো অনেক কিছুই আছে। গান আছে, নাটক আছে, সাহিত্য, হস্তশিল্প, লোক সং লোকসংস্কৃতি। এ মানে এগুলো কিন্তু চ সা ওইগুলো সম্পর্কিত চর্চা গুলো করেই কিন্তু ১ ধরনের সাংস্কৃতিক শিকড়টা আসলে শক্তিশালী থাকে, হ্যাঁ? এবং আমরা একটা নতুন প্রজন্মকে সেই জিনিসপত্রগুলো হয়তোবা শিখানোর চেষ্টা করি। তবে আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন অ্যা যে কোনটা আসলে কোন পরিচয়টা আসলে আমার কাছে খুব অ্যা আনন্দের লাগে? আমি আসলে যখন দেখি এইখানে আসলে আমাদের এইখানে ১ লা বৈশাখের প্রোগ্রামটাকে এবং বিজয় দিবসের প্রোগ্রামটাকে খুব করে celebrate করা হয়। মানে এটা আমাদের লোকাল কমিউনিটির বিভিন্ন ধরনের লোকজনের উদ্যোগেই কিন্তু আশেপাশে আমরা যারা আছি যারা ৫০০-৬০০ যারা বাংলাদেশী আছি, তারা কিন্তু খুব সুন্দর করে এই প্রোগ্রামটা করি। সবাই মিলে পার্টিসিপেট করি, দেশীয় গান গাই, দেশীয় রীতিনীতিতে কথাবার্তা বলার চেষ্টা করি, দেশীয় রীতিনীতির পোশাক-পরিচ্ছদ পরি। দেশীয় খাবার-দাবারের আয়োজন থাকে। তো এই বিষয়গুলো না হয় কি? যে বিদেশীরা যখন দেখে আমরা এরকম করে সেলিব্রেট করছি। সবার মধ্যে আমাদের মধ্যে ১ ধরনের একাত্মতা প্রকাশ। তো তারা কিন্তু আসলে বিষয়গুলো দেখে খুব আ অ মানে অবাক হয়ে যায় এবং সেক্ষেত্রে অ্যা হ্যাঁ এবং তখন নিজের মধ্যে কিন্তু ১ ধরনের গর্ববোধ হয়। যে বাহ! আমি এত দ হাজার মাইল দূরে থেকেও কিন্তু আমা হ্যাঁ।
অনেক কিছুই আছে। হ্যাঁ। জি শক্তি থাকে। হ্যাঁ। ১ লা বৈশাখ। উদ্যোগে করা হয়। পড়ে থাকেন, হ্যা? আয়োজন থাকে। একাত্মতা প্রকাশ হয়। অবাক হয়ে যায় ঠিক বলেছেন। মানে বলুন না ভালো বলেছেন আপনি। জি আপনি বেশ ভালো বলেছেন এটা যে আপনি কিন্তু এত দূরে থেকেও কিন্তু নিজের সংস্কৃতি কিন্তু অ্যা নিয়ে কিন্তু গর্ববোধ হয় যখন এরকম ১ লা বৈশাখ অ্যা কিন্তু পালন করেন। তো এক্ষেত্রে আপনাদের কমিউনিটি ছোট হলেও কিন্তু যখন আশেপাশের অ্যা বিদেশিরা দেখে, তারা কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করে বা তাদেরও কিন্তু বেশ ভালো লাগে যে আপনাদের নিজেদের আ সংস্কৃতি রক্ষা করছে আর তার সাথে, সাথে পালন করার চেষ্টা করছে। শুনে বেশ ভালো লাগলো। তো তার সাথে যদি একটু ছোট করে বলতেন যে বিদেশে ব্যস্ত জীবনের মধ্যে ঐতিহ্য ধরে রাখতে আপনি কি চেষ্টা করেন?
ধরুন এই যে পরিবারের মধ্যে আসলে সাংস্কৃতিক সেই চর্চাটা করা, হ্যাঁ? ওই যে যেটা বলছিলাম যে আসলে ভাষার ব্যবহারটাকে বজায় রাখা। তারপরে দেখা গেছে যে হ্যাঁ দেখা গেছে যে খাদ্যের যে ব্যাপারগুলো বলছিলাম। যে ঐতিহ্যবাহী খাবারগুলো রান্না করা এবং সেগুলো নিয়মিত অন একালে খাওয়া-দাওয়া করা। উৎসব পালন এবং আচার অনুষ্ঠান যেটা বলছিলাম ১ লা বৈশাখের কথা, ১ লা বসন্তের কথা বলছিলাম, ঈদের কথা বলছিলাম, হ্যাঁ? তো এবং প্রবাসী কমিউনিটির সাথে যে সংযোগ, এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে আসলে ১ জন আরেকজনের সাথে কানেক্টেড রাখে। অ্যা ঐতিহ্যটাকে ধরে রাখতে সাহায্য করে বলতে পারেন।
ভাষার ব্যবহারটা, ঠিক। উৎসব পালন করা। ভালো বলেছেন আপনি। ঐতিহ্য ধরতে সাহায্য করে। এটা ভালো বলছেন।